আ আসলে আপনি যে পয়েন্ট টা নিয়ে কথা বললেন, অ্যা যে অসততা বেড়ে যাওয়ার যে ব্যাপারটা দেখেন; এক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি ভূমিরা ভূমিকা রাখার কথা ছিল কার? আইন প্রশাসনের। দেশের সরকারের এই ব্যাপারে নজর দেওয়ার কথা ছিল। হ্যাঁ সরকারি এ ব্যাপারে অ্যাঁ উদ্বিগ্ন না এবং তারা আসলে ম নজর দিচ্ছে না। আর আইন প্রশাসন যে পুলিশের কথাটা যে আপনি বললেন, আমি দেখছি যে বর্তমানে এমন একটা পরিস্থিতি হয়েছে যে পু পুলিশেই সবথেকে বেশি অসৎ উপায় অবলম্বন করছে। আপনি যেকোনো একটা বিপদে পড়ে তাদের কাছে যান, তাদের শরণাপন্ন হন আ ধরেন এইযে
জি, জি, জি। জি, জি, জি, কিন্তু সরকারই তো আসলে সবথেকে বেশি দুর্নীতি করতেছে। জি, জি, জি, জি। জি, জি, জি, জি, জি। আরে ভাই তারা উল্টে আপনাকে আরো বিপদে ফেলাবে।